একাকিত্ব বোধ হবে না। আ বই কিন্তু আমাদের অনেক ভালো সঙ্গী আর মনে করেন যে কোন ধরনের চিন্তা ভাবনা বলেন আমাদের মনের ভিতরে অনেক সময়
জি। হুম, হুম, জি। হুম জি।
অনেক ধরনের আমরা ওভার থিংক করি তাই না? আমরা আ অনিশ্চয়তায় ভোগী এবং বই পড়লে আমার মনে হয় এ ধরনের আম চিন্তা ভাবনা ভয় থেকে নিজেকে মুক্ত করা পসিবল।
হ্যাঁ, হ্যাঁ, জি। জি। হ্যাঁ।
হুম, আমার মনে হয় তাই যাই হোক আমি চেষ্টা করতেছি আমার
জি, একদম। আর আর বই পড়ার যে ব্যাপারটা আরকি প্রতিদিন আমি আসলে এখন পর্যন্ত কিনে ফেলেছি। তবে এখনো ১ পাতাও পড়া হয়নি। এখন চেষ্টা হ্যাঁ মানে কিনে ফেলার এটাই মূল উদ্দেশ্য যে আমার সামনে রেখে দিয়েছি এখন যখন তখন আসলে আ হয়ে যাবে বা পড়। যখনই ফ্রি টাইম পাবো এটার দিকে তাকালে আর আমার আরকি পড়তে বসতে মনে চাবে।
হুম। হুম। আচ্ছা। এই, এই ভয় পেলে তো চলবে না। আপনার যদি এই ভয় হয় তাহলে তো আসলে আ ওই যে সপ্তাহে ১ দিন হুম।
না, না, আমি ভয়ের ব্যাপারটা বলছি না। আ সপ্তাহে ১ টা করে বই শেষ করবো বলছি। আর ভয়টা কাটানোর জন্য এই যে যখনই বইটা কিনে ফেলেছে এখন কিনে ফেলার পরে এখন তো আসলে ওটার ভিতরে কি লেখা আছে দেখা লাগবে। তা নাহলে এই যে এতগুলো টাকা যে নষ্ট করলাম সেটা তো সম্পূর্ণ জ্লে যাবে, তাই না? এইটা চিন্তা করেই আসলে আমি বইটা কিনে ফেলেছি বা এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য। এখন যে যখন আসলে সামনে রেখে দিয়েছি, তখন আসলে আ আমার ফ্রি টাইম যখনই থাকুক, ওই সময়টাতে মনে হবে যে, না একটু খুলে দেখি ভেতরে কি লেখা আছে আরকি।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একদম, একদম। হুম। হুম। হুম, একদম। এটা এটা, খুব ভালো করেছেন আসলে, এটাই হওয়া উচিত। আমার মনে হয় যে আমরা যখন কোন বিষয় নিয়ে অনেক বেশি ভাবি এবং ভয় পাই, তখন আমরা সেটা থেকে আ গুটিয়ে নেই, না? আ আর না নিজের হাত পা গুটিয়ে নেই আসলে সরে আসতে চাই। কিন্তু এটা না করে সেই ভয়কে যদি আমরা ফেস করি, তবেই হয়তো বা মনে হয় যে দিন শেষে সেই ভয়কে জয় করা সম্ভব। আর আমার ক্ষেত্রে আমি যে জড়তায় ভুগছি আমার মনে হয় যে এই জড়তা থেকে বের হওয়ার জন্য আমার এই ভয়কে কাটিয়ে উঠার জন্য আমাকে এটা ফেস করে সামনে এগিয়ে যেতে হবে। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে খুব সুন্দর, সুন্দর কয়েকটা উপায় বলে দিলেন। আমি চেষ্টা করব আমার জীবনে সেগুলো এপ্লাই করার। <laughs> ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আ আশা করছি আবার কথা হবে আপনার সাথে।
হ্যাঁ, হ্যাঁ। উম জি। উম জি। আ একদম। হ্যাঁ। জি। হুম জি। হ্যাঁ। উহুম। উম জি। <chuckles> জি। আপনিও। আচ্ছা, তো আপনিও ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজের শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যা আপনাকেও, ধন্যবাদ।